আচ্ছা। আসলে এর আগে ভাষাগত দক্ষতা আমি অর্জন করিনি। কিন্তু আমি বলতে পারি যে, এর আগে আমি কিছু আইটির দক্ষতা আসলে অর্জন করেছি। আ আপনি হয়তো জানেন আ SEO সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেটি আমার রপ্ত আছে। এস আ তারপরে বলি ওয়েব ডেভেলপমেন্ট এবং আমি কিছুটা উম গ্রাফিক্স ও শিখেছি এবং যেহেতু এগুলা আমার শখ থেকে আসলে বলা যায় যে, আমি আসলে এগুলো শখ থেকে শিখেছি। আ কিন্তু যদি আমি বলি যে, আমার প্রফেশনাল লাইফের জন্য আমি আম হট কিচেনে যে, সকল কাজ থাকে বেকারি অ্যান্ড পেস্ট্রি আ প্রোডাকশন আমি সেখান থেকে আসলে ঐ ধরনের আ দক্ষতা অর্জন করেছি এবং আমার আ এক্ষেত্রে অ্যা কর্মজীবনের অ অভিজ্ঞতাও সাথে রয়েছে যেটি হয়তো আমাকে উম আমার শখ পূরণের ক্ষেত্রে আ বিশেষ একটি ভূমিকা পালন করবে। কিন্তু এক্ষেত্রে আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে, আ আপনি তো arabic শিখতে চাচ্ছেন, তাই তো? এখনো তো হয়তো শেখা হয়নি। কিন্তু আপনি এর আগে কোন ধরনের দক্ষতা আসলে অর্জন করেছেন কি?
জি, জি। জি। জি। জি। না। জি, জি। আসলে আমার দক্ষতা গুলো আপনার সাথে মিলে গেল কিছুটা। যদিও পুরোপুরি নয়। আসলে আমিও এর আগে দক্ষতা অর্জন করেছি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে এবং আমিও এর আগে গ্রাফিক্স ডিজাইনের দক্ষতা অর্জন করেছি এবং এটা নিয়ে বেশ কিছুদিন কাজ করেছি এবং এখন আমি। আ মানে রানিং এই আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে একটা কোম্পানির সাথে আ ফরেন কোম্পানির সাথে কাজ করেছি জি। তো আপনার ক্ষে আপ জি।
আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হুম, হুম। আচ্ছা, বেশ ভালো। মানে এই যে, আপনার দক্ষতাটি কিন্তু বলা যেতে পারে যে, আপনার কর্মজীবনের সাথে ইতিমধ্যেই আসলে আ স জড়িত হয়ে গেছে এবং বেশ ভালো এবং আপনি যদি আমাকে আসলে সেই দক্ষতা অর্জনকালীন কিছু অভিজ্ঞতা আমাকে বলতেন, যে, কেমন ছিল আসলে সেই দক্ষতা অর্জন করার সময়গুলো?
জড়িত হয়ে আছে।